আমি বিরক্ত লেগে গেলে আসলে এখন এটা তো কাজ, দিন শেষে। বিরক্ত লেগে গেলেও কিছু করার নাই। ওই যে আপনি যেই উদাহরণটাই দিলেন। মানে উন তাকে তো দিন শেষে কাজটা করতেই হবে আসলে। বিরক্ত লেগে গেলেও, নিজেই নিজেকে আবার উম আ ইয়ে, এইযে এট হ্যাঁ, মোটিভেটেড করার আমার জন্য সবচেয়ে সহজ উপায় হল গিয়ে, আমি যদি এটার পিছনে আরেকটু এতখানি সময় দিতে পারি, এই কাজটা শেষ হয়ে যাবে। কারণ কাজটা করতে হয়, তখন হয়তো আমার মনটা টানছে না, হ্যাঁ? আমি নিজেকে তখন আ ১ম মোটিভেশন যেটা দেই? আ "তোকে আর এতক্ষণ কাজ করতে হবে বাবা। এই কোন মতে আর ২ ঘন্টা বা ৩ ঘন্টা এটার পিছে লেগে থাক, কাজটা শেষ করে দাও।" হ্যাঁ? সো এটা শেষ হয়ে গেলে তো আমি এই বিরক্তি থেকে বের হয়ে গেলাম। তার মানে আমার বিরক্তি; তো আমি চেষ্টা করি ওই, ওই পদ্ধতিটা নেওয়ার আর কি। "কোন মতে শেষ করে ফেলা।"
হ্যাঁ। উ আ হ্যাঁ, হ্যাঁ। মোটিভেটেড হতে হবে। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। বুঝতে <chuckles> বাহ! আসলে শেষ করার টা ট্রাই করতেছেন। আসলে এই বিরক্তি ধরাটা আসলে দেখা যাচ্ছে একটু, মানে কাজের মধ্যে ব্যাখাত ব্যাঘাত নিয়ে আসে। এটা দেখা যাচ্ছে একটু কা টাইমটাকে বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু বেশ চমৎকার। তো আরেকটা বিষয় আপনার কাছে আমি আ ক্লিয়ার হতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে, অ্যা আপনি একটা যেকোনো কাজ বা ক্রিয়েটিভ ব কাজ করতেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, হুট করে একটা ব্লক চলে আসলো। আপনার কাজ মানে, আপনি মানে কোন কিভাবে ওটা আসলে, মানে সলিউশন বের করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে এই যে অনলাইনে কিন্তু ওই রিলেটেড যেটা করতেছেন, অনলাইন এ কিন্তু ওই রিলেটেড আ টিউটোরিয়াল বা অনেক ভিডিও বা টেকনিক কিন্তু থাকে, তাই না? তো সেক্ষেত্রে কি আপনি অনলাইনে ওই যে টেকনিক বা টিউটোরিয়াল গুলোকে ফলো করেন নাকি আসলে? আচ্ছা, আচ্ছা।
জ্বী। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ মাঝে, মাঝে আমি চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ মাঝে, মাঝে চেষ্টা করি। যখন নিজের মাথায় একদমই কিছু আসছে না, কিছুই করতে পারছি না। অ্যা তখন তো আসলে কিছু হেল্প অ্যা অনলাইন হতে পারে, অফলাইন ও হতে পারে, খালি অনলাইন ই না। উব প্রথমে সবাই ইনফ্যাক্ট, আমি সবার আগে চেষ্টা করি অফলাইন। যে আশেপাশে কে আছে ইন্ডাস্ট্রি তে, কে বা কারা এই ব্যাপারে এক্সপার্ট? করার কোন ভালো বুদ্ধি আছে কিনা যে আমার ব্যাপারটা বুঝবে? অনলাইন তো এক্সাক্টলি রিলিভেন্ট হয়তো সঙ্গে, সঙ্গে টপিক টা পাওয়া যায় না বা এই এস এ এখন তো স AI চলে আসে, AI সব পারে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ। কিন্তু তারপরেও ধরেন অনলাইন এ সবসময় সবকিছু পারা যায়, পাওয়া যায় না তো। আমি আগে চেষ্টা করি, আমি একটু অফলাইনে বিশ্বাসী এই ক্ষেত্রে। আমার মনে হয় যে উম একটা ঐ যে মানসিক যে একটা সহ সমর্থন, সেটা আমার মনে হয় অনেক বেশি কাজে লাগে এইসব ক্ষেত্রে, যখন নিজে আটকে যাই।
উহু। হেল্প নেওয়া দরকার আরকি। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। <chuckles> এই আইডিয়া আস হুম।

আসলে ক্রিয়েটিভ ভ্লগ ব্যাপারটা কিন্তু এক অর্থে একটু স্বাভাবিকই ব্যাপার। মানে এটা তো অনেকদিন ধরে ম্যা সত্যি কথা বলতে কি, এই অ্যা এই ব্যাপারটা যে, হয় এটা আমি ১ম, অনেক ছোট থাকতে পড়েছিলাম হুমায়ূন আহমেদের একটা বইয়ে। যে, উনার মত লোক হ্যাঁ, তারপর আমি নিজে দেখলাম, যে, নিজের জীবনে যখন ওই করতেই যাই কিছু, কিছু জায়গায় মাঝে, মাঝে আটকে যাই। কাজ করতে কাজ আগায় গেলাম। ত তখন আমি বুঝলাম যে, হ্যাঁ, আচ্ছা হুমায়ুন আহমেদের মত এ একজন মানুষ যদি ওইসব পায়, তাহলে আমি আর এমন কি ছাড়। আমারও হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, সেই, এই হয় আসলে আমি বলব যে, ক্রিয়েটিভ ব্লগ যে, হয় না তা না হয় মাঝে মাঝেই। মাঝে মাঝেই না খুব যে, হয় উম খুব frequent হয় তা না, হয় মাঝে, মাঝে। যখন হয় আমি চেষ্টা করি আমার জন্য সহজ ১ম, উপায়টা হলো অ যে, একটা ব্রেক নিয়ে নেওয়া। যে, ঠিক আছে আপাতত এটা নিয়ে আর কোন চিন্তা করব না ক্রিয়েটিভ। এই যেই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি সেটা একটু থেকে যত দূরে চলে যাওয়া যায় কিছু সময়ের জন্য।
হুম। আচ্ছা, আচ্ছা। উহু। আচ্ছা, আচ্ছা। ব্লক হয়ে যায় আরকি। <chuckles> আমি, আমি কি, হুম। বাহ! বুঝতে পেরেছি। উহু। বাহ! বাহ! বেশ চমৎকার! আসলে দেখা যাচ্ছে আপনি মাথাটা পরিষ্কার আ যখন হয় না, দেখা যায় শুধু ব্লক হয়ে আছে, কি করবেন না করবেন বলার বুদ্ধি থাকে না। তো সেক্ষেত্রে আসলে দেখান যায় একটা একটু বিরতি নিয়ে থাকেন আপনি। দেখা যাচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই যে, আ
এটাই চেষ্টা করি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই জিনিসটা নিয়ে চিন্তাই করব না। অন্য অনেক কাজ করব দরকার হলে কিন্তু ঐটা নিয়ে কিছু করব না। আমি, আমি এই ধরনের একটা ব্যাপার। জি, জি।
<chuckles> ওইটা আপাতত হোল্ড এ থাকবে আরকি। হোল্ড করে রাখা হবে এরকম একটা। তো বেশ চমৎকার বললেন! তো সেক্ষেত্রে অ্যা দেখা যাচ্ছে যে, আইডিয়া যদি না আসে তখন আপনি কি অন্য কাজ শুরু করে দেন? এটা, এটাই বলতে চাচ্ছেন? ও।
জি। হ্যাঁ, হ্যাঁ। যখন আইডিয়াটা আসছে না আমি সবচেয়ে মানে এখন আসলে এটাও ন নির্ভর করবে কতখানি জরুরি কোনো কিছু নিয়ে কাজ করছে। হয়তো একটা কোনো প্রজেক্ট এর আইডিয়া যেটা লাগবেই কিছু না কিছু আইডিয়া। ভাল হোক খারাপ হোক তো পরের কথা। আইডিয়া তো লাগবেই। হ্যাঁ, এরকমও হয় মাঝে, মাঝে। সো নির্ভর করে আমি কি নিয়ে কাজ করছি বাট য যদি দেখি যে, আমার হাতে একটু সময় আছে আমি চেষ্টা করি যখন একদমই কাজ আগাচ্ছে না। মানে ultimately কাজটা তো বেশিই আগাচ্ছে না ও ঝুলে যাচ্ছে। আমি চেষ্টা করি একটা ছোটখাটো ব্রেক নিয়ে সেই সময়ে উম য সেই ছোট ব্রেকটা অনেকভাবেই হতে পারে আরকি। ধরেন একটা হতে পারে যে, হ্যাঁ, ঠিক আছে উম খুব কম সময় যেহেতু নাই আ জাস্ট একটু হেঁটে আসলাম। ৫ মিনিট একটা হাঁটা দিয়ে আসলাম। দিলো, হ্যাঁ, সময় যদি একটু বেশি থাকে তাহলে চেষ্টা করি ব্রেকটাও পট একটু বেশি নেয়ার। অবস্থা বুঝে ব্যবস্থা আরকি জি, জি, সময় অ্যা ন্যম প্রয়োজনীয়তা জিনিসটা কতখানি জরুরি যে, করতেই হবে। অন্য সবকিছু কতখানি জরুরি। সবকিছু মিলিয়ে আসলে আমি চেষ্টা করি জিনিসটা একটু মেনেজ করার।
হুম, জরুরীর উপর ডিপেন্ডেন্ট। হুম। বাহ! <chuckles> হ্যাঁ, হ্যাঁ। বাহ! হুম। উম আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। মানে মানে সময়ের উপর ডিপেন্ড করছে আরকি। দেখা যাচ্ছে যে, সময় পান সেক্ষেত্রে আপনি হাঁটাহাঁটি করতেছেন। <chuckles> বুঝতে পেরেছি।

বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে কি আপনার কোন বিশেষ রুটিন আছে ব্লক কাটানোর জন্য? বা এই টাইপের যা বললেন এই যে এইগুলো বাদে আর কোন বিশেষ রুটিন দেখা যাচ্ছে এটা করলে আপনার এই ব্লকগুলো আসলে কেটে যায়?
জি। আ রুটিন বলবো না। আমার জি, রুটিন ঠিক বলবো না। আমার সবচেয়ে প্রিয় কাজ যদি বলি বা সবচেয়ে প্রিয় যেই কাজটা করেছি একবার আমার এরকম হয়েছিল বেশ, উম বেশ, ইয়ের মতো এবং মানে তখন অনেক ধরনের মানসিক চাপও চলছিল। আমি বুঝেছিলাম যে এই মেইনলি এই এতগুলো কাজ একসঙ্গে করছি, অনেক কিছু করার চেষ্টা করছি, বেশি কাজ করে ফেলছি মনে হয়। এইসবের কারণে ব্লকটা। তখন আমি যেটা করেছিলাম হঠাৎ করে রাতের বাসে উঠে কক্সবাজার চলে গিয়েছিলাম একা, একা। সেখানে গিয়ে আ ১ অ ১ রাত না ২ রাত ছিলাম অ্যা থেকে একদম একা, একা, কোন কিছু না। তারপর আবার চলে আসছি।
উ <chuckles> আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। দেখা যাচ্ছে।
একদম পুরোপুরি ব্রেক। সবকিছু থেকে ব্রেক টাইপ। সো এটা আমার সবচেয়ে প্রিয়। যদি বলেন <chuckles> ব্লক কাটানো। আর ছোটখাটো পদ্ধতি বললে, হ্যাঁ আমি একটু হলে ফিজিক্যাল একটু অ্যাকটিভ হওয়ার যাওয়ার চেষ্টা করি সেই সময়টা যখন বেশি ব্লক হয়। তখন হয়তো হ্যাঁ যে আমি একটু দৌড়াতে পছন্দ করি। সো তখন চেষ্টা করলাম যে ঠিক আছে। তার পরবর্তী ৩ দিন আমি হাঁটাহাঁটি দৌড়ানো এম দে ভালোই একটু ঢাকায় তো ধরনের সাহাবুদ্দিন পার্ক আছে বা কিছু ভালো পার্ক-টার্ক রমনা পার্ক আছে। হয়তো একদিন ভোরে চলে গেলাম উইকেন্ডে। সেখানে বেশ সময় কাটালাম। মানে সবুজের মধ্যে থাকলে ব্যা সেটা বেশ একটা চাঙ্গা করে আমার মনে হুম, ইভেন মানে কোনভাবে পরিবেশটা বদলে বদলে ফেলার চেষ্টা করি। যদি সংক্ষেপে বলি পরিবেশটা বদলে ফেলার চেষ্টা করি।
উম হু। <chuckles> হুম। ও। আচ্ছা, আচ্ছা। হাঁটাহাঁটি করতে পছন্দ করেন? হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। মানে প্রকৃতির মাঝে আরকি থাকার যে কথাটা বল হু, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলে পরিবেশ বদলালে দেখা যাচ্ছে আপনার ব্লকটা কিন্তু আসলে আ ঠিক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি একটা ন নতুন আইডিয়া চলে আসতেছে সেক্ষেত্রে। তো এখানে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। দেখা যাচ্ছে আপনি বাইরে বা প্রকৃতি চলে যাচ্ছেন বা এক একবারে চলে যাচ্ছেন সব অফ করে। দেখা যাচ্ছে একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করতেছেন। তো সেক্ষেত্রে আমি জানতে চাবো এই যে মিউজিক, মিউজিক, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো ফ্লো কিন্তু আসলে দেখা যাচ্ছে ফিরতে সাহায্য করে থাকে। তো মিউজিক শুনলে কি আপনার সেই ক্রিয়েটিভ অ্যা ফ্লোটা কি ফিরে আসে নাকি?
হ্যাঁ, হ্যাঁ। পরিবেশ বদলালে জি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। আমার ক্ষেত্রে এটা খুব বেশি হয় না। আমি আসলে অত বেশি গান পাগল মানুষ না। মানে গে গেন মিউজিক শুনতে ভালো লাগে। ভালো লাগে না খারাপ মা ইয়ে বলব না। কিন্তু আমি ওইযে নিজে আ অ্যাডিক্টেড না প্লাস ওই যে নিজে জোর করে মি মিউজিক এমন হচ্ছে পাশে কেউ বাজাচ্ছে আমি শুনছি ভাল লাগছে। কিন্তু নিজে খুঁজে, খুঁজে, বের করা প্লেলিস্ট দেওয়া। এ মানে অনেকের থাকে না একটু। একটা প্যাশন টাইপ। আমার আসলে সেই জিনিসটা হয় না। আমি যে যেটা বললাম আমি বাইরে চলে যাই। সেই সময় হয়তো হ্যাঁ হাঁটতে হাঁটতে, ও মিউজিক শুনছি বা উ চেষ্টা করি সেটাও না করতে। আমি যখন হাঁটি তখন আমি হাঁটার মতই হাঁটি বা দৌড়লে দৌড়ানোর মতই দৌড়াই আরকি। আমি তখন আর মিউজিক এর দিকে খুব একটা বেশি মনোযোগ দেই না। আমি যেটা যে আই সহজ একটু পরিবেশ বদলটাই আমার কাছে একটা নতুন চিন্তা দেয়। সেটাই একটা ভালো কিছু। তারপরও যদি কাজ না হয় তখন হয়তো আরো অন্য কিছু পদ্ধতির চেষ্টা করি আর
ও। আচ্ছা আচ্ছা। কিন্তু অ্যাডিক্টেড না আরকি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হু, হু। বুঝতে পেরেছি। ভিন্ন পরিবেশে গিয়ে আরকি। হুম।

এটা কিছু ক্ষেত্রে হয় আমি বলব। এ মানে ওই যে বললাম না? অনেক বেশি চাপ যখন থাকে, তখনই ঘুমটা কম হয়, মানে একটা আরেকটার সঙ্গে রিলেটেড অনেকটা। যে, অনেক বেশি চাপ থাকছে, ঘুম কম হচ্ছে, আ ঠিক আছে ঘুম কম হচ্ছে, সেটাই হয়তো আমার ব্লগটার জন্য আরেকটা দায়ী। সেটার জন্য আবার কাজ করতে পারছি না, যে জন্য আবার কাজ জমে যাচ্ছে। <chuckles> সো আবার কাজ বেড়ে যাচ্ছে। তার জন্য আবার ঘুম হচ্ছে না। একটা চেইনের মত দাঁড়িয়ে যায়, অনেকটা।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। উম বুঝতে পেরেছি। আসলে দেখা যাচ্ছে যে, একটু মানে চেইন সিস্টেমে, চেইন আকারে ওটা হয়ে যাচ্ছে যে, ঘুম কম হলেও কিন্তু আসলে দেখা যাচ্ছে, অনেক সময় কিন্তু মাথা কাজ করে না। কি বলবো না বলবো? একটা ক্রিয়েটিভ বিষয় কিন্তু হুম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান কিন্তু প্রযুক্তির যুগ। তাই না? দেখা যাচ্ছে সবাই আ সোশ্যাল মিডিয়া কিন্তু বেশি প পরিমাণে ইউস করে। তো এখানে আসলে এমনভাবে ব্য মানে ভিতে পড়ে, দেখা যাচ্ছে যে ওখানে আসলে সবকিছু, ভিডিও-টিডিও দেখতেছে। মানে ব্রেইনটা পুরাটাই কিন্তু আসলে অন্যরকম হয়ে যায়। আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে? কখনো হাসি, কখনো কান্না এইযে মিশায় কিন্তু চলে বিষয়টা। তো সেক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া দেখলে কি, ব্লক কি আরো বেড় বেশি বেড়ে যায় নাকি আপনার?
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, এটার অনেক সময় কি, বেশিরভাগ সময়ই আসলেই। জি, জি, জি। হুম। আমি আসলে যখন এই ব্লকগুলো হয়, তখন চেষ্টা করি সোশ্যাল মিডিয়া-টিডিয়া থেকে দূরে থাকতে। সোশ্যাল মিডিয়া তো এমনিতেও ওই জিনিসটা ভালো না। আমি মানে ব্লগ ছাড়াও আমি চেষ্টা করছি নিজেই যে যেমন ধরেন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে, সব নোটিফিকেশন আমার এখন অফ করা। কোনোটার কোনো নোটিফিকেশন আমার কাছে আসে না। আমার যখন নিজের থেকে মন চায় যে, আমি ঢুকে দেখব, তখন আমি ঢুকে দেখি। হ্যাঁ? সো আমি চে নিজে থেকে চেষ্টা করছি যেন, সোশ্যাল মিডিয়া থেকে যত পারি, দূরে থাকা যায় আরকি। নিজে মানে, ও একটা পর্যায়ে তো হয়ে যায় যখন, ওরা আমাদেরকে কন্ট্রোল করে। আমি চেষ্টা করছি যে, আমি ওকে কন্ট্রোল করব। সো, এটা ব্লকের সময় আমি চেষ্টা করি পুরোপুরি অফ হয়ে যেতে। তখন আরো চেষ্টা করি যে, না, ভাই থাক। এর মধ্যে আমি ঢুকবো না।
দূরে থাকতে। আচ্ছা, আচ্ছা। <chuckles> হুম। দেখব একটু। বাহ! এটা তো বেশ চমৎকার! বাহ! <chuckles> দারুন! হুম।